বেশ চমৎকারভাবে আসলে আপনার আ জীবন পরিবর্তনের যে, সিদ্ধান্তগুলো, সেটা কিন্তু খুব দারুণভাবে কিন্তু আসলে বললেন এবং আ যেভাবে আসলে আপনি প্রতিনিয়ত আসলে যেভাবে পরিবর্তন করেছেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে, আসলে আ পড়াশোনায় কিন্তু আসলে ব্যর্থতা আসলে চলে আসে। তার পাশাপাশি অনেক সময় কিন্তু আসলে জীবনের কিছু, কিছু মুহূর্তে চাপের সম্মুখীন হতে হয়। তো আপনার ক্ষেত্রে কখনো কি আসলে আ অনেক চাপের মুখে আসলে পড়েছিলেন, তখন আসলে নিজেকে বি কিভাবে শান্ত রেখেছিলেন?
হ্যাঁ, দেখুন আমার আসলে যখন আমি আ আ এইচএসসি এক্সাম শেষ করি। যখন আমি আসলে আমার ভার্সিটি লেভেলের জন্য পড়াশোনার জন্য আসলে প্রিপারেশন নিচ্ছিলাম। সেটা আমার জী জীবনে সবচেয়ে বেশি চাপের সময় ছিল। কারণ আ এসএসসি, এইচএসসি এক্সামে কিন্তু অতটাও চাপ নিয়ে পড়িনি যতটা না আমি অ্যাডমিশনের জন্য আসলে আ পড়েছিলাম। তো ওটাতে আসলে মোটামুটি আ একটা ভালো ফলাফলের জন্য আমি দিন রাত এক করে দিয়েছিলাম। তো সেই সময়টা আসলে সবচাইতে বড়ো চাপের ছিল আমার জীবনে। তো আমি আসলে আমার যেখানে আসলে আমার আহা ইচ্ছা ছিল আমি সেখানে ভর্তি হতে পেরেছিলাম। অ্যাডমিশনের চান্সও পেয়েছিলাম। তো এতে করে মোটামুটি আমি একটা সফলতার মুখ দেখেছিলাম। তো এইটা আসলে আমার জীবনে একটা সবচেয়ে বড়ো চাপের মুহূর্ত তার সাথে সবচেয়ে বড়ো পাওয়াও বটে।
বেশ দারুণ। <laughs> সত্যিই অনুপ্রেরণাদায়ক। বেশ দারুণ অভিজ্ঞতা। <chuckles> হ্যাঁ। বেশ চমৎকারভাবে দারুণ অভিজ্ঞতার কথা বললেন। যে, আসলে আ কিভাবে আসলে চেষ্টা করেছেন এবং সেখান থেকে আসলে আ অর্জনের যে, ব্যাপারটি সেটা আসলে করেছেন। তো আ নিজেকে আসলে বিভিন্নভাবে কিন্তু আসলে গড়ে তোলা যায় যেটা আসলে আপনি বোঝালেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে, কোন একটি আ আপনার লক্ষ্য রয়েছে আ সেটা আসলে অর্জন করেছেন। তখন আসলে এই যে, আসলে ব্যর্থতাতে আসলে পরিবার যেমনটি আসলে হয়ে থাকে যে, আসলে আ অনেক ক্ষেত্রে আসলে বকাঝকা করে। তো আপনার ক্ষেত্রে আসলে কখনো লক্ষ্য অর্জন করে আসলে আ গর্বিত হয়েছেন বা ব্যর্থতার শিকার হয়ে কখনো আসলে পরিবারের কাছ থেকে কোন চাপ এসেছে কিনা?
হ্যাঁ।